জ্বী।
পাকা রাস্তা তখন কিন্তু কাঁচা রাস্তা ছিল আর একটা গর্ত ছিল। গরুর গাড়ি নামলে উঠতে পারত না।
জ্বী, জ্বি।
তো ওই বড় ভাই আমাদের আ মানে ছেলেগুলোকে গ্রামের উনার কথা শুনতো আরকি "এ আস তো কোদাল নিয়া।" ওই পাশে মাটি-টাটির ব্যবস্থা করে ওটা পুড়ায় দিলাম। তো এক অয়া বা মুরুব্বি আসার সময় ব বললো আরকি ওটা দেখে তার বাড়ি ওই সাইডে রাস্তা দিয়ে আসতেছে। বলতেছে যে "তোর এ আ নওজওয়ানরা কি না করতে পারে। মুর্দাকে খালি জিন্দা করতে পারে না। তাছাড়া সব কাজই করতে পারে।" মানে এই যে ছেলেরা ইন ২, ৩ ঘন্টা খেটে একদম আ আরামসে এখন যাচ্ছে তখন গরু গাড়ির লোকজন সাইকেল। এই যে তরুণদের আম কথা হচ্ছে আমরা কি একতরফাভাবে আমরা তরুণদের দোষ দেই। এরা নেশা করে। কিন্তু তাদের যে গাইডলাইন দেওয়া। একটা কা ভালো কাজে উদ্বুদ্ধ করা গাইডলাইন দেওয়া এটার কিন্তু অভাব আছে। কি মনে করেন আপনি?
জ্বি। হুম, হুম, হুম, হুম। জ্বি, জ্বি। জ্বী, জ্বী। হুম, হুম, হুম, হুম। জ্বী। <chuckles> জ্বি। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী। জী। জ্বি, জ্বি। হুম, হুম, হুম, হুম, হুম। একদম, একদম, একদম, একদম। আমিও আসলে আ সেটাই মনে করি আসলে। আমি আমার আমি যেটা দেখি আরকি লাইক তরুণদেরকে সাধারণত আসলে কোন, কোন বিষয়ে আসলে বিভ্রান্ত থাকে, সেগুলো নিয়ে যদি আমি একটু বলি লাইক মানে দেখবেন ক্যারিয়ার নির্বাচনের দিকে। কারণ দেখেন আম তরুণ বয়সে কিন্তু এত বেশি knowledge থাকে না বা এত বেশি বাস্তবিক জ্ঞান থাকে না। তাই না? তো আ সো আসলে একটা confusion এর মধ্যে সবসময় থাকে যে কোন ক্যারিয়ারে যাবে। আ কিন দেখা যায় যাই যেটা পছন্দ সেটাতে না গিয়ে পরিবার বা সমাজের চাপে পড়ে এ প্র প্রভাবিত হয়ে লাইক আ ভুল কোনো ক্যারিয়ার বেছে নেয়। তো এই ক্যারিয়ার নির্বাচন অবশ্যই আপনার আ লাইক একজন কেউ থাকতে হবে। যেটা হইতে পারে দে দেশের এ সরকারি কোনো প্রতিষ্ঠান হইতে পারে অথবা ব্যক্তিগত কেউ হইতে পারে যে গাইডলাইন দিবে যে কোন ক্যারিয়ার এ choose করে হবে বা কোনটা ওর জন্য suitable। আরেকটা আ আ দেখলাম ওইযে ভুল বন্ধু নির্বাচনের আ যে বিষয়টা আপনি যেটা বলছেন নেশাগ্রস্ত হওয়া বা অন্য বিস বা অপ কর্মকাণ্ডে যে আ জড়িয়ে পড়ে। এটা কিন্তু আসলে ভুল বন্ধু নির্বাচনের কারণে না। আ আমরা যেটা 'সঙ্গ দোষে লোহা ভাসে' একটা বিষয় আছে না? ওই উ উ বিষয়টাই আসলে হচ্ছে লাইক না আমরা যদি তরুণদেরকেই তরুণের যখন তরুণ বয়সে কেউ থাকবে পরিবারের বা না আপনার বন্ধু-বান্দ বা বন্ধু-বান্ধবের ভাই ব্রাদার বা আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই সেদিকে আসলে আ লাইক আ মানে নজর দেওয়া উচিত। আসলে এটা বেশি বিভ্রান্ত থাকে। আরেক পরিচয় সংকট। এটা লক্ষ্য যখন আমি আসলে তরুণ বয়সে ছিলাম তখন আমারও এটা ফিল হইছে। যে আসলে আমি কে? এই পৃথিবীতে কেন আসছি বা কি আমার কাজ। এই যে আ যেরকম একটা লাইক আ পরিচয় সংকট। এই বিষয়ে আরকি ভুগে। আ বিভ্রান্তিতে ভুগে। তো আপনি আসলে কি মনে করেন?
হ্যাঁ, বলেন। হ্যাঁ। হ্যাঁ, জ্ঞান থাকে না। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ। হ্যাঁ, নিশ্চয়ই। তো হ্যাঁ। নিশ্চয়ই। হ্যাঁ, অনেকটা তাই। অনেকটা তাই। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ। হ্যাঁ, তবে হ্যাঁ। হ্যাঁ, দরকার আছে। তবে কি য

হ্যাঁ মানে কার্যক্রমগুলা আমরা আমরা যখন ছোট ছিলাম তখন একটা ফুটবল খেলার ঝোঁক ছিল। কয়েকটা গ্রামের ছেলেরা এখানে একটা মাঠ আছে। মাঠ হচ্ছে দুটা। ১ টা হচ্ছে বয়স্ক ছেলেদের জন্য। আর এই হাই স্কুল কলেজ পর্যন্ত তরুণদের জন্য আরেকটা মাঠ। আমরা এই ফুটবল নিয়ে ব্যস্ত থাকতাম, হ্যাঁ? কিন্তু এখনকার ছেলে দেখি কিছু এই কিছুদিন আগে পর্যন্ত ক্রিকেট খেলাটা ছিল তাদের প্রিয়। কিন্তু এখন দেখছি যে এই প এর ও এখন যেটা পরের প্রজন্ম উঠতেছে আরকি এরা কোনো খেলাধুলাতে আগ্রহী না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
হু, হু, হু। জ্বি, জ্বি, জ্বি। জ্বি। হুম, হুম। জ্বী, জ্বী। হুম, হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এটা জ্বি, জ্বি।
ঐ স্মার্টফোন কিনে নিয়েছে। মানে বাবার কাছে আবদার করি স্মার্টফোন সারাদিন ওই স্মার্টফোনে কি, কি দেখে, game- ট্যাম দেখে ছেলেদের সেটিং করে এগুলা নিয়েই ব্যস্ত মনে হচ্ছে আরকি এখনকার তরুণ।
হু, হু। জ্বী, জ্বী। হু, হু, হু, হু, হু। এটা
তারপরেও আমি মনে করি যে যদি নেশাগ্রস্ত হওয়ারচে কোনো চ্যাটিং বন্ধুদের কথা বলা, এটাও তাও ভালো। হ্যাঁ? এটাও এ ভালো কাজ বলবো। কিন্তু ওই আ আর ছেলেরা হয়েছে কি কিছুটা ছেলেরা হতাশ কি করব চাকরি প হবে না পড়াশোনা করে কি করব এ এইটাও একটা বেস
হুম, হুম, হুম। জ্বী, জ্বী, জ্বী। হুম, হুম, হুম। হু, হুম, হুম। জ্বী, জ্বী, জ্বী। হুম, হুম, হুম।
হ্যাঁ।
তো আ আসলে লাইক আপনার কাছে কি মনে হয় যে শিক আমাদের যে শিক্ষা ব্যবস্থা আ বা আমাদের যে পরিবার সেটার আসলে কিরকম ভূমিকা হওয়া উচিত? আ স্টুডেন্ট দের জন্য।
হ্যাঁ আমার মনে কি স সৃষ্টিশীল যদি আমাদের দেখতে হবে যে ঐ ছেলের ধরা যাক একটা ছেলের গান গান বাজনার প্রতি তার আগ্রহ আছে। তো তাকে সেই সেটা দেন সেক যদি অ অন্য কোনো কা কাজে আগ্রহী হয়, ভ্রমণে আগ্রহী হয় তার কিছু ভ ভ্রমণের ব্যবস্থা করে দেন। মানে খুব বিশাল ভ্রমণ তো হবে না। আশপাশেরও অনেক জায়গা আছে। যেমন আমার বাড়ির পাশে ২ ৩ কিলোর মতো সুন্দর একটা জঙ্গল আছে আর একটা নদী। আমি মাঝে, মাঝে ম অ বাইক নিয়ে মোটরসাইকেল নিয়ে একটু ঘুরে বন্ধু-বান্ধব নিয়ে একটু নদীর ধারে ঘুরে আসি। মানে এটাও তো একটা ভ্রমন মনে মানসিক স সছ হ্যাঁ, কিন্তু এ মানে বড় কিছু আকাঙ্খা। আ স পূরণ করতে হবে। হ্যাঁ এ এ এটাও তবে কি আমাদের, আমাদের এই উ সবাইকে মিলে আ যারা সিনিয়র সবাইকে মিলে একটা আমাদের একটা বে ব্যবস্থা বাইর করা দরকার। যেটা ছে ছেলেদের মানে এ সঠিক রাস্তায় নিয়ে আসবে।
আচ্ছা। উ হুম, হু, হু। জি, জি। হু, হু। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। জ্বী। হু, হু। হু, হু, হু। হুম, হুম। জ্বী, জ্বী। একদম, একদম, একদম। হুম। উ হু। জ্বী, জ্বী। জ্বি, জ্বি। হুঁ, হুঁ, হুঁ। হু, হু, হু। জ্বী, জ্বী, জ্বী। হু, হু, হু, হু।